আসলে আমার এইযে Warfaze এর গান বেশি পছন্দ যদি আমি উ বাংলাদেশের কথা বলি। আ Warfaze প্রায় ৪০ বছর ধরে আহ <chuckles> গান দিয়ে আমাদেরকে বিনোদন করে আসতেছে। আ ঠিক আছে? তো Warfaze আছে। ও Artcell এর গানও শুনি, শিরোনামহীন, শূন্য তারপর Bay of Bengal আ বেশ ভালো, ভালো বেশ ভালো, ভালো ব্যান্ড আছে। ওদের গানই শোনা হয়। কিন্তু Warfaze থাকে। Warfaze এর জন্য আমার আলাদা একটা playlist ই আছে। ১৪ টা, ১৫ টা গানের। আ ঠিক আছে? তো Warfaze এর গান শোনা হয়। আর ইংলিশের যদি কথা বলি তাহলে হচ্ছে গিয়ে আ Linking Park। আ ইয়ে ইংলিশ ব্যান্ডের জন্য Linking Park এর গান শোনা হয়। অনেক আগে থেকে। Linking Park এর গান শোনা হয় সে ছোটবেলা থেকে যখন আমি 3, 4 পড়ি। এটা এটা শোনা হয় আমার ভাইয়ের বদৌলতে। আমার বড় ভাই Linking Park এর তখন অনেক বড় ফ্যান ছিল। এখনো আছে। এখনো গান শোনে। তো আমিও শুনতে, শুনতে আমারও ভাল লাগে। যখন আমি বুঝা শুরু করলাম Linking Park এর গানগুলো। তো আ হুম, Pink Floyd ও আছে, Pink Floyd এর গানও শোনা হয়। তো এই গানগুলো, এই ব্যান্ডের গানগুলো শোনা হয়। হ্যাঁ।
ও। <chuckles> জ্বী। হুম, হুম। গানগুলো বেশ popular। <smacks lips> ও, বাহ! হুম। আহ দারুণ। বুঝতে পেরে। বাহ! এটা শুনে কিন্তু বেশ ভালো লাগলো যে, আপনি আসলে আ গানগুলো শোনার চেষ্টা করেন বা একটু আপনার পছন্দের তালিকায় কিন্তু অন্যরকম গান আছে। তো আপনি বলছিলেন যে, আপনি আ একটু মা ব্যান্ডের গান আসলে শোনার চেষ্টা করেন সেটা আসলে আ বাংলার ক্ষেত্রেও বা ইংলিশের ক্ষেত্রেও আসলে আপনি এ শুনে থাকেন বা আপনার পছন্দ। তোব এই গানেও অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা একটু soft song আসলে শোনার চেষ্টা করে বা আ মনে করে যে, আ soft গানগুলো শুনলে একটু কানে আসলে একটু আরামদায়ক হ্যাঁ, স্মৃতিমধুর। একদম আ তাই, একদমই তাই। তো আপনার ক্ষেত্রেও কি আসলে কোনো soft গান শোনা হয় নাকি স সচারাচর আপনি rap type এর গানই আসলে শুনতে পছন্দ করেন?
জ্বি। হুম। জ্বি। হু, হুম। হুম। কানে এ কানে শ্রুতিমধুর লাগবে, হ্যাঁ। আচ্ছা। rap ট্যাপ মানে rap গানগুলো না খুব কম শোনা হয়। আমি অত গান rap গান শুনি না। আ ব্যান্ড মিউজিক গান শোনা হয়। হ্যাঁ, আ কিছু শ্রুতির মধুর classical গান শোনা হয়। আ rap এর মধ্যে যদি শুনি তাও Amini এর মাঝেমধ্যে কয়েকটা গান শুনি ইংলিশ। এছাড়া তেমন কারো গান শোনা হয় না। আ ব্যান্ড গান শোনা হয়, classic, মাঝেমধ্যে old classic গান শোনা হয়।
ও, আচ্ছা। হু, হুম। আচ্ছা।
আমি ই infact আমার কলেজে এস হুম।
বুঝতে পেরেছি। মানে আপনার আসলে পুরনো গানগুলোই আসলে বেশি পছন্দের, তাই তো?

বাহ! তো বেশ দারুন যে আপনি আসলে আ বিশেষ করে আব আপনার কথা শুনে আসলে বোঝা যাচ্ছে যে আপনি পুরোনো গানগুলো আসলে বেশি পছন্দ করেন, আসরে পুরোনো যে এইগুলা বা এখন কিন্তু দেখা যায় যে নতুন আ জরনের যে গান যেমন আ বিশেষ করে যে নিউবি যারা আছে তাদের গানগুলো কিন্তু আসলে শোনা হয়। তো নতুন যারা আসলে শিল্পী আছে তাদের গানগুলো কি আপনার শোনা হয় নাকি আপনার কাছে তেমন একটা ভালো লাগে না বা আপনার আ রুচির সাথে আসলে যায় না?
উম জি। হ্যাঁ। জি। হুম। আসলে নতুন যে গানগুলো হয় আপনার বলিউডের যদি কথা বলেন, বলিউডের বেশ কয়েকটা গান এখন তেমন শুনা হয় না। আগেরগুলো শোনা হত। আ ২০০৮-১০ এর গানগুলো যেগুলো, popular এখন শুনা এখনো শোনা হয়। হ্যাঁ। হ্যাঁ আতিফ আসলামের আমার গান অনেক ভাল লাগে। তারপর KK নামে একটা সিঙ্গার ছিল এখন নেই। হ্যাঁ। এদের গানগুলো শোনা হত। এখন আ গানের বিষয়টা কি আপনার ট্রেন্ডিং হয়ে গেছে। একটা ইউটিউবে ১৫০ মিলিয়ন ১০০ মিলিয়ন হিট হলেই আপনি মনে করেন যে ঐ গানটা popular হয়ে যায়। <sighs> তো বিষয়টা এরকমই। আপনার ঐ গানগুলো দেখা যায় যে আপনার ২ বছর ৩ বছর পর লাস্ট করে না আর। মানে গান তেমন মানুষ শোনে না। ভুলে যায়। হ্যাঁ। অ্যা
জি। ও! হুম তখনকার গানগুলো আসলেই শুন আ সুন্দর ছিল। আচ্ছা। KK হুম। ইহে পপুলার হয়ে যায়। <chuckles> তাও শোনে না হুম বা ১ মাস শোনার পরেই দেখা যায় যে তারপর আর কেউ শুনছে না। ট্রেন্ড শেষ গানও আ শোনাও শেষ।
জি। হ্যাঁ তো। গা হ্যাঁ কিছুক্ষণ ভালো লাগে তারপর সরে যায়। কিন্তু গান হচ্ছে এরকম যে আপনারা মনে করেন যে আপনি একটা গান বের করেছেন ওটা পরিপ্রেক্ষিতে মানুষ ৩০ বছর পরেও গান শুনতেছে। আ ঠিক আছে? এবং মনে রাখতেছে আপনাকে এবং ভালোবাসা দিতেছে। যেমন LRB আইয়ুব বাচ্চুর গান এখনো মানুষ শোনে। ঠিক আছে?
হুম সেটাই। হুম। আয়ুব বাচ্চর গান, জেমসের গান।
জি। হ্যাঁ নগরবাউল জেমসের গান। তো এদের গান এখনো শুনে এবং কি জেমসের তো বলিউডেরও গান আছে বেশ ৩-৪ টা
অ্যা, হ্যাঁ, হ্যাঁ। বেশ এ স অনেক পপুলার গান আছে ওনার।
জি। রেগুলার কার পপুলার গান আছে। তো ওই গানগুলো শোনা হয়।

আ ২ টাই Spotify ও শোনা হয়, YouTube ও শোনা হয়। ঠিক আছে? আ আপনার গান ডাউনলোড করি না। এখন গান ডাউনলোড করা আ বর্তমান সময়ে গান ডাউনলোড করা কেমন জানি বিষয়। বিষয়টা এমন না যে খারাপ বিষয় কিন্তু মোবাইলের স্পেস খেয়ে দেয়। আর অনেক কাজ থাকে মানে মোবাইলে অনেক জিনিস থাকে তো ফাইল থাকে তো যার কারণে গান ডাউনলোড করা হয় না। দেখা যায় যে গান ডাউনলোড করলে আলাদা ১০-১২ জিবি আমার ফাইল লাগতেছে। গান ডাউনলোড করার পর মানে রেখে দিতেছে। এ তো গান ডাউনলোড করা হয় না Spotify হ্যাঁ, তো Spotify আর YouTube এখন কিন্তু ইজিলি প্লেলিস্ট তৈরি করা যায়। আপনার দেখা যাচ্ছে যে আপনার পছন্দের গানগুলো প্লেলিস্ট এভাবে গান শোনা হয়। Spotify আর YouTube প্লেলিস্টের মাধ্যমে গান শুনে থাকি। আ আর কোন গান যদি বিষয় মনে পড়ে YouTube সার্চ দেই বা Spotify তে সার্চ দেই শুনে থাকি। অনেক সময় Spotify সাবস্ক্রিপশন থাকে না। একটা সময় পরে কিছু সময় পরে শেষ হয়ে যায়। আ উ তখন YouTube এ কাজ দেয়।
আও! <chuckles> জি। হুম, গানটা আসলে আদ <chuckles> জি সেটাই। হ্যাঁ, হ্যাঁ, স্পেস টা নষ্ট হচ্ছে। হ্যাঁ, সেটাই। <chuckles> এ্যা মাঝে, মাঝে, দেখা যায় কিন্তু ওই যে আ ফোনে কিন্তু ডাটাটাও থাকে না। তখন কিন্তু আসলে Spotify য়ের গানটা আসলে শোনা একটু অসুবিধা হয়ে যায়।
জ্বি। এটাও হয়, এটাও হয়ে যায়। আ তো সবকিছুর একটা বিকল্প থাকে আরকি আ আ গান ডাউনলোড করা হয়েছে বেশ আপনারা মনে করেন যে ২০ ১৫-২০ টা গান ডাউনলোড করে রাই রেখে দেই। যেগুলো আমার মনে করেন যে সবসময় শুনবো আমি। এ মনে করেন যে যত গানে আসুক চলুক এই গানগুলো শুনবো। যেমন 'ওয়ার ফেজ এর', 'লিঙ্কন পার্ক' এর এরকম বাছাই কিন্তু আপনারা মনে করেন যে টোটাল মিলে আমি ১৫-২০ টা গান রেখে দিয়েছি। আ এই গানগুলো শোনা হয়। যেগুলো মনে করেন যে হয়তো এমবি চলে গেলে বা কোন কিছু চলে গানগুলো শোনা হওয়া।
<chuckles> হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। বাহ! গান গুলো আসলে শুনতে পারেন। তার ব্যাকআপ হিসেবে আসলে আপনি রেখে দিয়েছেন। <chuckles> এটা কিন্তু বেশ আ দারুণ, <chuckles> দারুণ একটা বুদ্ধি যে আপনি আসলে যখন আ Spotify বা আসলে ধ হঠাৎ করে দেখা গেল যে আপনার ডাটা শেষ ফোনের বা এমবি আ চলছে না বা নেটওয়র্ক কাজ করছে না, তখন সেক্ষেত্রে আপনি ওই ডাউনলোড করা গানগুলো শুনে থাকেন তো এই যে গান আ শুনেন বা আপনি যে আসলে বললেন যে আপনি আ গানটা শোনার চেষ্টা করেন, তো সেটা কি আপনার সচরাচর শোনা হয়? মানে আপনি কি আ প্রতিদিনই গান শোনেন? মানে অনেকে আছে না যে অনেক গান আ প্রেমী আ যেমন সকালবেলা ঘুম থেকে উঠে তারা আসলে গান ছেড়ে আ হচ্ছে কাজে করবে বা হচ্ছে ফ্রেশ হবে। আ তারপর বিভিন্ন কাজের সময় বা পড়াশোনার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সামনে একটু, মানে পাশে একটু হালকা গান ছেড়ে নিবে, যেন একটু আসলে মনোযোগটা আসলে বাড়ে। তো এরকম আপনার করা হয় কিনা কখনো?
জি। হ্যাঁ, হ্যাঁ, এটা বলতে পারেন। জি। হ্যাঁ। হুম। জি, জি। আচ্ছা। জি। হুম। আচ্ছা।